বাহ! চমৎকার, চমৎকার বলেছেন আপনি। কারণ আ বোন এখন আ সে তার আ জীবন নিয়ে ব্যস্ত। আ সে তার একটি নতুন জীবনে ঢুকে গিয়েছে। আমাদের সেটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং এ এটিই আমাদের কর্তব্য দে দেখা যায়। তো আমাদের অবশ্য এইদিক দিয়ে মন খারাপ করলে চলবে না যে বোন আ দূরে চলে গিয়েছে আমার থেকে। আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হবে নিজেকে ভালোলে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। জি।
হুম, হুম। হুম, হুম। হুম। আর হ্যাঁ, হ্যাঁ, না, না, না, মন খারাপ করে বসে থাকতে হবে না। কারন হ্যাঁ, মানে আমার বোন যেটা ছিল, সেটা আমার সাপোর্ট ছিল। কিন্তু আমার ভালো থাকাটা তো আমাকেই বুঝে নিতে হবে। হ্যাঁ, আর আপনার আ মানে মানে, এরকম মন খারাপ থাকলে আমি সাধারণত একটু ঘুরতে যেতেই পছন্দ করি। মনে হয় যে, একটু প্রকৃতির কাছে গেলে বা একটু বন্ধুবান্ধবের কাছে গেলে ভালো লাগবে। আপনিও নিশ্চয়ই এরকমই কিছু করে থাকেন, নাকি?
এক্সাক্টলি, এক্সাক্টলি। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, আমার যদি সময় থাকে তাহলে আমি আ খুব দূরের বলতে দেখা যাচ্ছে ২০০, ২৫০ বা ৩০০ কিলোমিটারের হাইয়েস্ট একটা ড্রাইভ নেই। পছন্দের কিছু গান শুনি, অ্যান্ড অফ কোর্স রাতে।
হুম, হুম। আচ্ছা, হ্যাঁ গান তো খুবই পজিটিভ ভাইব দেয়।
<chuckles> এক্স এক্সাক্টলি এবং যেহেতু অল্প বিস্তর মিউজিক করি, তো দেখা যাচ্ছে বাইরে যাওয়ার যদি উপায় না থাকে তখন ইদার আমার গিটারটা অথবা পিয়ানোটা নিয়ে বি বসে পড়ি এবং আমি যেটা ফিল করছি সেটা ওই টিউন এর মাধ্যমে আমার হাত দিয়ে সেটা এক্সপ্রেস করার চেষ্টা করি। আর যদি সেটাও না করি সেটাতেও ভালো না লাগে। তো আমি যেখানে থাকছি, অ্যা সেই বিল্ডিং এর নিচে আমার দুটি কুকুর আছে। আমি তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি তাদের সাথে হেটে, হেটে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। বাহ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আরে আপনি তো অনেক, অনেক লাকি যে আপনি একটা সৃজনশীল মানুষ আপনি গান করতেছেন এটাই তো অনেক বড় মানে হতাশা কাটানোর একটা বিষয় যে আচ্ছা, কোন কিছু ভালো লাগতেছে না গিটার টা নিয়ে বসে পড়ি এইটাই তো দরকার। <chuckles>
<chuckles> ধন্যবাদ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এটা দরকার এবং আ ক্রিয়েটিভ আর্টিস্ট দের কিন্তু হতাশ হওয়াটাও ভীষণ দরকার। কারণ হতাশ না হলে নতুন জিনিস সৃষ্টি হবে না তো। এক্সাক্টলি।
হুম, দরকার আছে। <chuckles> নতুন কিছু আসে না। <chuckles> আচ্ছা হ্যাঁ, আপনার সাথে কথা বলে মজাই লাগতেছে। আশা করি হুম, আশা করি আপনার আসলে সময় ভালোই কাটবে। আপনি যেহেতু অনেক ক্রিয়েটিভিটি র মধ্যে আছেন মানে প্রোডাক্টিভিটি আছে জীবনে হতাশা কম আসুক এটাই আশা করি। আর আসলেও সেটাকে আপনি কাজে লাগায় ফেলবেন নতুন কোন ক্রিয়েটিভিটি তে। <chuckles> শুভকামনা রইলো।
<chuckles> আমারও, আমারও। জ্বি অবশ্যই। ধন্যবাদ। <chuckles> জ্বি। <laughs> চেষ্টা করব আপনার সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো। আপনার গল্প শুনেও খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা। জ্বি। শুভরাত্রি।
হু, হুম। ওকে, ধন্যবাদ। শুভকামনা আপনাকেও।